আ আমি এটা নিয়ে আগে আপনাকে আ একটু বলেছিলাম, যেমন আ আপনি হয়তো অতীতে পড়ে আছেন অনেক বেশি, হ্যাঁ? আ এটা এটাতে আসলে থাকবেন না। এটা আ থেকে বের হওয়ার জন্য আ আপনার যা, যা উদ্যোগ নেয়া প্রয়োজন। অনেকে হয়তো আ আপনি বলছিলেন যে, এ আপনি যে আপনার সাবেক প্রেমিকা, কথা মনে করছেন। তো সে এ আ আরেকটার আ মা রোমান্টিক রিলেশনে আপনি হয়তো যেতে পারেন। কারণ আ পৃথিবীতে তো কোন কিছুই থেমে থাকে না, তাই না? একটা বিষয় হয়তো সফল হয়নি আপনার জীবনে। একটা সম্পর্ক হয়তো কাজ করেনি। তাই বলে যে সকল সম্পর্ক কাজ করবে না বা, সবকিছু থেমে যাবে এটা তো হবে না, তাই না? আপনি যদি থেমে যান, তাহলে শুধু আপনি পিছিয়ে পড়বেন, হ্যাঁ? আজকের পর সূর্য উঠবে, চাঁদ উঠবে, আ ঘড়ি চলবে। সবকিছু কিন্তু আপন আ গতিতে চলবে। আ আপনি যদি থেমে থাকেন, অতীতে ডুবে থাকেন, তাহলে কিন্তু বিষয়টা আ মোটেও আসলে শোভনীয় না। আমি অনুরোধ করবো যে বাস্তবতাকে মেনে নেন, হ্যাঁ? আর আপনি অবশ্যই এ খুব দা কঠিন হবে কাজটা আপনার জন্য। তো আমি তাও অনুরোধ করবো যে, আ আপনি আ কোনো উদ্যোগ উম নিজে থেকে কোনো উদ্যোগ নেন। হয়তো আপনার বন্ধুদের সাথে কথা বলা বা, আ প্রফেশনাল যারা আছেন, সাইকোলজিস্ট, এদের সাথে কথা বলতে পারেন। এগুলো কি করেছিলেন?
জ্বী। হু, হু। জ্বী। হ্যাঁ, হ্যাঁ। তা তো ঠিকই। হুম। জি, জি। হ্যাঁ, হ্যাঁ। জি, জি। জ্বী। হুম, হুম। না এটা কিন্তু সুন্দর একটা কথা বললেন যে আসলে আমি কিন্তু এটা কখনো করি নাই, বুঝছেন? যে কারণ, অনেক সময় দেখা যায় অনেক কিছু আ যে মানে সাইক্রিয়াটিস্ট যারা রয়েছে, তাদের সাথে কথা বললে তারা হয়তোবা এমনভাবে বিষয়গুলো আমার কাছ থেকে শুনে কিছু একটা পরামর্শ দেবে হয়তোবা। মাঝে, মাঝে চিন্তা করেছি যে আসলে একটু কথাবার্তা বলবো। আবার ভাবি যে, কে না কি কিছু মনে করে, হ্যাঁ? তো আসলে এটা নিয়ে ভাবতেছিলাম। যেহেতু আপনি বললেন, আমি অবশ্যই এটা চেষ্টা করবো। কিন্তু এখানে আবার একটু সমস্যা হয় কি জানেন? যে আবার ভাবি যে মানুষ যদি মনে করে যে, "আমি পাগল হয়ে গেছি নাকি আমি কোথায় যাচ্ছি!" হ্যাঁ? এই জিনিসগুলো না আমার কাছে মানে সংকোচ মনে হয় যে, তারপরেও আপনি যেহেতু বললেন অ্যান্ড অবশ্যই নিজে ভালো থাকার জন্য তো করতেই হবে, তাই না? কিন্তু আমার না ঘুমটাও ভালো হচ্ছে না, জানেন? এগুলা এ চিন্তা করতে, করতে, করতে, করতে দেখা যায় মানে ঘুমাইতে পারি না। বিশেষ করে খাওয়া-দাওয়ার প্রতি একটা রুচি, হারিয়ে ফেলেছি আসলে।
হুম। অবশ্যই, অবশ্যই। কি সমস্যা? হু, হু। হুঁ।